আ আমি এরকমটা এখনো চেষ্টা করিনি। কারণ আমি যে পরিবার, বা বন্ধু, এদেরকে আস আসলে দেখা যায় যে, বেছে নেই। আর দেখা যায় যে, খুব যখন চাপে থাকি আমি চেষ্টা করি ব আ শেয়ার করার। আবার আরেকটা জিনিস থাকে যে, আমি একটু পরিবারের সাথে হয়তোবা সময় কাটালাম, বা দেখা যায় যে, বন্ধুদের সাথে একটু বাহিরে চলে গেলাম। আ মাঝে মধ্যে থাকে না? যে, বাইরে গেলে মনটা অনেক ফ্রেশ লাগে, একটু আনন্দ যখন হ্যাঁ, আনন্দ যখন আসলে মনের মধ্যে ঢুকে যায়, তখন আসলে চাপটা কোন না, কোন ভাবে দূরে সরে যায়। তো আমি আসলে চেষ্টা করি যে, একটু বো বন্ধুদের সাথে ঠিক আছে যে, "আমার ভালো লাগছে না একটু বাইরে যাবি?"
আচ্ছা। হুম, হু। চ্যাপ্টা, আ জি। খুব ভালো, হু। হ্যাঁ, এটা তো বিশাল একটা ব্যাপার, জি। হ্যাঁ। এইটা আপনি বেশ বললেন! বন্ধুদের সাথে যদি কোন খোলা জায়গায়, প্রাকৃতিক পরিবেশের মধ্যে একেবারে খোলা বাতাসে যেটা বলে, বুক ভরে শ্বাস নেওয়া আ অনেক ভাল লাগে কিন্তু এটা অনেক শক্তি দেয় ভিতরে শারীরিক, মানসিক
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি। অনেক শক্তিতে আর আসলে ভালো লেখা কাজ করে যে, যে এত চাপ থেকে যে মুক্তির বিষয়টা, সেই ও অল্প সময় হলেও সেই মুক্তিটা আসলে তখন থাকে। যে, না, "আমি চাপ মুক্ত আছি। এখন একটু বন্ধুর সাথে সেই সময়টা কাটাচ্ছি, দুজন মিলে গল্প করছি, নিজেদের দুঃখ কষ্ট সবকিছু শেয়ার করছি।" তখন থাকে না? যে, ওই দিনটা কাটানোর পর মনে হয় যে, "না, আমি আসলে এখন একটু চাপ মুক্ত।"
হুম। এ এ একদমই। হুম। নতুন করে শক্তি সঞ্চয় হল শারীরিক, মানসিক সব, হ্যাঁ? চমৎকার বলেছেন! আসলে যে, তারপরেও আপনার আম মানসিক চাপের কথা শুনে, আমার আপনি যে বর্ণনাগুলো দিলেন, তাতে কিন্তু আমার মনে হচ্ছে, আপনি জীবনে খুব বেশি মানসিক চাপের সম্মুখীন হননি এখনো। আ ভাগ্য আপনাকে ভালোই রেখেছে। তো খুব ভাল লাগলো, আসলে যে এখনো প্রাকৃতিক পরিবেশ বন্ধুদের সাথে কথা বলে, নিজের পরিবারের সাথে কথা বলেই, আপনি আপনার আ মানসিক আ স্বাস্থ্যটা ভালো রাখতে পারছেন, চাপ কমাতে পারছেন। আ আসলে আপনার জন্য অনেক আ শুভকামনা, যে মানসিক চাপ আর না বাড়ুক। আপনি এভাবেই আ বন্ধু আর প্রিয়জনদের সাথেই নিজের অবস্থা শেয়ার করতে পেরে ভালো থাকেন, অনেক ভালো লাগলো, খুব ভালো থাকবেন ধন্যবাদ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। জি, জি। জি, জি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ ধন্যবাদ আপনাকেও যে এত কিছু আমি যে শেয়ার করতে পারলাম, চাপ আসলে সবার ক্ষেত্রে সেম হয় না। একেক জনের ক্ষেত্রে একেক রকম। কিন্তু সেটাকে কাটিয়ে উঠাটাই আসলে হ্যাঁ, স এটা এটাকে কাটিয়ে উঠাটাই আসলে বড় কাজ। তো আমি যেই জিনিসগুলো শেয়ার করতে পারলাম, বন্ধু, পরিবার, কীভাবে আমার সাথে কাজে লাগে আরকি এগুলোর ক্ষেত্রে এ ভালো লাগলো ধন্যবাদ আপনাকেও।
হুম। হ্যাঁ, একদমই তাই বলেছেন, সবাই নিতেও পারে না। জি। <chuckles> হুম, জি। ধন্যবাদ।